আমি আসলে বাংলাদেশি মুভি অ্যা ছোটবেলা থেকেই কেন জানি না পছন্দ করি না হয়তো বা ওই সময় যে ধরনের মুভি হতো সেটা আমার জন্য উপযুক্ত না। এখন কিছুটা সামাজিক দায়বদ্ধতা থেকে দেখার চেষ্টা করি। যেহেতু বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিটা আবার ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে।
হ্যাঁ। রাইট, রাইট। হ্যাঁ আসলেই। হু, হু। হ্যাঁ ,হ্যাঁ, রাইট, রাইট। হ্যাঁ, এটা আমিও শুনছি। এবং যারা অনেক বড়, বড় আ বাংলা মুভির ফ্যান তারা বলছে যে ৯০ এ কিংবা এইযে ২০০০ এর সময় নাকি খুব একটা ডার্ক পিরিয়ড যাচ্ছিল বাংলা সিনেমার। তখন গেলো আ ছবিগুলো খুবই বাজে কোয়ালিটি ছিল এবং অশ্লীল জিনিসগুলোই বেশি দেখা যেত। দেখা যাচ্ছে যে তারপরেও আস্তে, আস্তে জিনিসটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। আমার মনে হয় সাপোর্ট করা দরকার।
তো পছন্দ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একদম। ঠিক, ঠিক ঠিক বলছেন। এখন যেভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে যেমন 'বরবাদ' মুভিটার কথা বললেন এটা আমি দেখছি এবং খুব যে ভালো হইছে এমন না। খুব যে না, না মানে খুব ভালো বলতে কি আমরা যে স্ট্যান্ডার্ড এর মুভি দেখে অভ্যস্ত ওর কাছে এটা কিছুই না। মানে আপনি যেমনটার কথা বলছেন আপনি যদি 'Terminator' এর কথা বলেন বা বর্তমান সময়ে 'Avengers' এর সিনেমা দেখে আমরা অভ্যস্থ 'Marvel'-এর সিনেমা, 'DC' এদের কাছে এগুলো আসলে কিছুই না বা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কাছেও কিছু না।
হ্যাঁ। কেমন লাগলো আপনার? <giggles> ওকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা রাইট। হ্যাঁ, হ্যাঁ। রাইট, রাইট। হ্যাঁ। সেটা আসলে খুব একটা ফেয়ার কম্পারিজন না। কিন্তু মানে বাংলা সিনেমার সাথে কম্পেয়ার করলে আপনি কি বলবেন?
খুব ফানি লাগবে আর কি দেক হ্যাঁ, হ্যাঁ। কিন্তু বাংলাদেশের মত একটা জায়গাতে এই ধরনের economic crisis চলাকালীন সময়ে এইভাবে যে একটা মুভি করার কথা চিন্তা করছে কেউ এবং সেটাকে এক্সিকিউট করার ট্রাই করছে
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। রাইট। আচ্ছা। হু, হু।
সবকিছু বাংলাদেশি রিসোর্স দিয়েই করছে। এইটা ভাবতেই ভাই হলের ভেতরে মনে করেন মনটা ঠান্ডা হয়ে গেছে। আমি ৩ ঘন্টা শুধু এইটা ভাইবেই খুশি হইছি যে না বাংলাদেশ চেষ্টা করতেছে বা আমার দেশটা চেষ্টা করতেছে যে একটা নায়ককে দাঁড় করাইতে বা একটা জায়গা তৈরি করতে।
হ্যাঁ। ওহ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ।

ওকে।
হ্যালো।
হ্যালো ভাইয়া, শুভরাত্রি, কেমন আছেন?
শুভরাত্রি আছি ভালো আছি। আপনি কেমন আছেন?
দুর্দান্ত সময় কাটছে। আপনার দিন কেমন গেল?
এই তো ভালোই। আমি আসলে এক ফ্রেন্ড এর সাথে মুভি নিয়ে কথা বলতেছিলাম। এবং ভাবলাম আপনাকে জিজ্ঞেস করি যে আপনার প্রিয় মুভি কোনটি এবং কেন?
বাহ! দুর্দান্ত। আচ্ছা, আচ্ছা। কঠিন প্রশ্ন করে ফেলছেন ভাই। প্রিয় মুভি তো একটা না, প্রিয় মুভি তো অনেক।
<chuckles> ওকে। আচ্ছা, তুই কোনগুলো শুনি?
তোজ বিশেষ করে বলতে গেলে বোহেমিয়ান টাইপ এর যে মুভি গুলা হয় না ভবঘুরে টাইপ মুভি আমি জানি না দেখছেন কিনা। আ দুলকার সালমানের 'চার্লি'
ওকে মানে আপনি কি 'ইন্টো দ্যা ওয়াইল্ড' এর মত কিছু বলছেন?
দুলকার সালমানের 'চার্লি' মুভিটা দেখছেন?
না, না কখনো শুনিনি ওটার কথা।
আচ্ছা, আচ্ছা এই মুভি টা এই ধরনের মুভি আমার কাছে মনে হয় সবথেকে বেশি ভালো লাগে।
হুম। আচ্ছা, আচ্ছা।
আপনার কাছে কোন মুভি ভালো লাগে?
আমার ফেভারেট মুভি গুলোর কথা যদি চিনি তাহলে কিন্তু অনেক জনরাই আছে। আমি বলব যে আমার সবচেয়ে প্রিয়গুলা হচ্ছে গিয়ে সাইন্স ফিকশন মুভি গুলো। যেগুলো একটু পুরনো যে ধরেন 80s কিংবা 90s এর নব্বই দশক হ্যাঁ, তখনকার যে সাইন্স ফিকশন মুভি গুলো।
বলেন, শুনি। ওয়াও! আচ্ছা, আচ্ছা। সেই সময়ের সাইন্স ফিকশন তো এখনকার সময় দেখলে কমেডি লাগে ভাই আমি দুঃখিত আপনার পছন্দের
না এটা অন্যদের ওপিনিয়ন। কিন্তু আমি এগুলো ছোটবেলা থেকে দেখে বড় হইছি এবং আমার এখনো অনেক ভাল লাগে। আমি এখনো খুব এনজয় করি।
আচ্ছা, আচ্ছা। যেমন? যদি ২-১ নাম বলেন।
এই যে 'ব্যাক টু দ্য ফিউচার' তারপরে 'মেট্রিক্স', এ্য তারপরে 'টার্মিনেটর টু' হ্যাঁ, এগুলো সবগুলোই সাইন্স ফিকশন।
ওহ! আচ্ছা। এইটা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এইটা তাহলে ঠিক আছে।
<laughs> আপনি কি মনে করছিলেন? কোনগুলোর কথা আপনি মনে করছিলেন?
না, না, ওইগুলাতে না যায় ভাই একটা সময়ের আ আপনি যে সময়ের কথা 'টার্মিনেটর টু' বা এই যে যেইগুলোর কথা বলছেন এই ধরনের বা 'মেট্রিক্স' এর কথা বললেন এই মুভি গুলা এখনো দেখলে বা দেখার মত মুভি। কিন্তু সেই সময় অনেক আ সাইন্স ফিকশন তথাকথিত আ সাইন্স ফিকশন মুভি আছে যেইগুলা এখন দেখলে মনে হয় জোকার ই করতেছে।
<laughs> ওকে। হ্যাঁ। অ্যা হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা কোনগুলো, কোনগুলো আমাকে একটু উদাহরণ দেন শুনি। কারণ আমার মানে পুরন মুভি গুলো স্পেশালি তারা ভালো হোক কিংবা খারাপ হোক আমার ভাল লাগে।
আহ! পুরাতন মুভি বলেই নাম আসলে রিকল করতে আমার কষ্ট হবে।